আ আসলে না আমি বেশ কিছুদিন ধরে মানে খুবই এ অ অ্যা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং কিভাবে যে একটা আমার বদ অভ্যাস তৈরি হয়েছে আসলে সেইটা থেকে আসলে কিভাবে বের কর বের হব বা কি করা যেতে পারে আসলে বুঝে উঠতে পারছিলাম না। তো এইজন্যে মানে একটু পরামর্শ খোঁজা যেহেতু একটা মানে আ বদ অভ্যাস হয়ে গেছে বা রুটিন এর বাইরে আমি চলে গিয়েছি। তো আসলে কিভাবে সেখান থেকে বের হব, এ নিয়ে আসলে মানে পরামর্শ খোঁজা এবং আপনার কাছে আসা। তো একটু যদি আসলে পরামর্শ দিতেন যে আসলে কিভাবে আসলে মানে এটা থেকে আসলে আমি বের হতে পারবো?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। জ্বি, আসলে অবশ্যই। অ্যা আপনি ভালো একটা সমস্যার মধ্য দিয়েই যাচ্ছেন। আ বুঝা যাচ্ছে আপনার কথা শুনে। তো একটু যদি খুলে বলতেন যে অ্যা কি ধরনের সমস্যা ফেস করতেছেন?
আ আসলে আমি বেশ কিছুদিন ধরে মানে আমার ঘুমের যে সমস্যাটা হচ্ছে এটা নিয়ে আসলে খুব চিন্তিত, মানে ঘুম আমার রুটিনটা ঠিক নেই। মানে আমি অ্যা একেক দিন একেক সময় ঘুমাচ্ছি। তো বেশির ভাগ দিনই আসলে মানে খুব দেরিতে ঘুমাতে যাই। মানে ঘুম আসে না। অ্যা এ নিয়ে আসলে খুব চিন্তিত। মানে এ কারণ শুধু যে ঘুমের সমস্যা হচ্ছে এমনটা না, মানে আমি সকালে নানা রকম কাজ থাকে সেটাও কিন্তু আসলে ঘুমের রুটিনটা নষ্ট হওয়ার কারণেই মা সে কাজগুলাও আসলে ঠিকভাবে করতে পারছি না। যার ফলে আসলে এই দুশ্চিন্তা এবং কি করব আসলে ঘুমের রুটিনটা ফিরনে ফিরিয়ে আবার নিয়ে আসার জন্য। তো এই নিয়ে আসলে খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং মানে আসলে আপনি যদি আসলে আমাকে একটু পরামর্শ দেন যে কি করলে আসলে আমার ঘুমের রুটিনটা ঠিক হবে এবং আমার এর ফলে যে দৈনন্দিন কাজগুলোও আমার সমস্যা হচ্ছে। তো আসলে যদি পরামর্শ দিতেন যে আসলে কিভাবে এগুলা আমি আসলে ঠিক করব?
আচ্ছা, আচ্ছা। জি, জি। হচ্ছে না। জ্বী। বুঝতে পারছি। জি, অবশ্যই। সেক্ষেত্রে আসলে আপনার কিছু, কিছু জিনিস আ আ নিয়মের মধ্যে রাখতে হবে। আ রুটিনে রাখতে হবে। আসলে ঘুমানোর আগে, পরে। আ এইভাবে যদি একটা রুটিন মাফিক যদি আপনি আ ঠিকভাবে ঘুমান না, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার আ যেটা বললেন যে, সারাদিন একটা খারাপ লাগা, ক্লান্তি লাগা। আসলে আপনার তখন আ কাজের প্রতি আগ্রহ, সবকিছুতেই আপনি একটু আরাম ফিল পাবেন। আ নিজেকে স্বস্তি বোধ করবেন। আ তো সেক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস প্রশ্ন করব। আপনি আ ঘুমের আ আগে কি কখনো মোবাইল চালানো, তারপরে আ বাড়তি কোন বিষয় নিয়ে টেনশন, এরকম কিছু হচ্ছে?
আসলে আমার বেশ কিছুদিন ধরে যখন ঘুমের সমস্যাটা হচ্ছে, তার ফলে কিন্তু কাজের সমস্যাগুলাও হচ্ছে। ফলে মানে খুবই দুশ্চিন্তায় থাকি। তো ফলে এটাও একটা কারণ হতে পারে যে শুচ্ছি, মাথায় বিভিন্ন রকম প্রশ্ন আসছে। তো শুয়ে যখন আবার ঘুম আসছে না, তখন কিন্তু আবার আমি ফোনটা হাতে নিচ্ছি, ঘুম না আসার কারণে। তো ফোনটা চালাচ্ছি, হয়তো বিভিন্ন ধরনের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছি
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
এছাড়াও, আরকি বে গেম খেলছি। এ তো এই আরকি, মানে এইযে হয়তো হতে পারে যে হয়তো এগুলো কারণ হতে পারে। ফলে ঘুমটা কিন্তু আমার আসলে ঠিক সময়ে আসছে না। এ নিয়েই আসলে দুশ্চিন্তায়। তো এখন কি করতে পারি আসলে? আপনি একটু আমাকে বলেন যে, আসলে কি করা উচিত?
আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। জি, অবশ্যই। আ সেক্ষেত্রে আপনার একটা জিনিস আ মেইনটেইন করে চলতে হবে। সেটা হচ্ছে আ নিয়মিত একই টাইম ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে হবে। আ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ১০ টার টাইম করেন, আ আবার ভোর, ভোর টাইম উঠে যান। আ সেরকম একটা টাইমটা ওটা এক্সাক্টলি একই টাইমে রাখতে হবে। তাহলে হবে কি? ঐ টাইমটাতে আ আপনার অটোমেটিক্যালি একটা ঘুম, ঘুম ভাব চলে আসবে। আ হয়তোবা ১ম অবস্থায় একটু সমস্যা হতে পারে। এ্যা সেক্ষেত্রে আপনাকে একটু ধীরে, ধীরে দেখা যাচ্ছে চেষ্টা করতে হবে যে ওই টাইম ঘুমানোর জন্য। আ দেখা যাচ্ছে ১ম অবস্থায় আপনার ঘুমাতে, ঘুমাতে দেখা যাচ্ছে ১২ টা বেজে গেলো অথবা, তারপরের দিন চেষ্টা করবেন যে অবশ্যই ১/২ ঘন্টা আগে, আ তার পরেরদিন চেষ্টা করবেন তারও ১/২ ঘন্টা আগে। মানে এইভাবে একটা ছোট, ছোট ধাপে আপনি যদি আপনার আ ঘুমটাকে অভ্যাসে একটা পরিণত করে ফেলেন একি এক্সেক্টলি একই টাইমে, আ তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি? আপনার ঘুমটা একটু পরিপূর্ণ হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস বললেন যে, এ আ "ঘুম না আসার কারণে একটু মোবাইল টিপাটিপি।" আসলে অ্যা এতে হয় কি? ঘুমের একটু আরো ব্যাঘাত সৃষ্টি হয়। আ আপনি যে টাইমটা সিলেক্ট করবেন, ঘুমাবেন তার আ অন্ততপক্ষে ১ ঘন্টা আগে আপনার আ মোবাইলটা আপনার কাছ থেকে একটু দূরে রাখতে হবে। নাহলে আ মোবাইলটা একটু airplane mode করে আপনি একটু দূরে সরায় রাখলেন। আ হাতের কাছে রাখলে হয়তোবা একটু অ মোবাইলটা চালানোটা মানে মনটা বলতে চায় যে, "একটু মোবাইলটা একটু চালাই দেখি, কি হচ্ছে? কে মেসেজ দিচ্ছে?" আ এরকম পরিস্থিতি হয়ে যায়। সেক্ষেত্রে আপনার মোবাইলটা একটু দূরে রাখলেন। সেক্ষেত্রে একটু দেখাচ্ছে যে আপনার মোবাইল থেকে একটু ব্যাঘাতটা আ কম ঘটতেছে। আপনি এভাবে চেষ্টা করে দেখতে পারেন।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। এয়া হু। আ আসলে, হ্যাঁ, আপনি যে কথা বললেন যে আমার ফোনের কারণে হয়তো ঘুমের সমস্যা হতে পারে। তো আমি এভাবে কখনো ভেবে দেখিনি। এবং আসলে ফোনটাই যে আসলে আমার প্রধান কারণ হতে পারে, সেটাও কখনো ভাবিনি। তো আমি চেষ্টা করব আসলে এই যে আপনার কথাটা মানার, এবং আ আমার এই ঘুমের রুটিনটা এখন আসলেই খুবই পরিবর্তন করা দরকার। কারণ এটার কারণে আমি অ্যা ঘুমাতে পারছি না ঠিকভাবে, এবং সকালে উঠে কিন্তু সারাদিন আমার ক্লান্তভাবটা থেকেই যাচ্ছে। তার ফলে কাজের বি বিভিন্ন ব্যাঘাত করছে। আমি কাজগুলো ঠিকমতো করতে পারছি না। এবং এমন ও মনে হয়ে যাচ্ছে যে কাজ হয়তো শুরু করছি, কিন্তু কাজটা এই যে ঘুমের অভাবে আসলে যে ক্লান্তিভাবটা, সেটা কিন্তু থেকে যাওয়ার কারণে কাজটা যে আমি শেষ করব, সেটা কিন্তু পারছি না। এ নিয়েই আসলে খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং আপনি আসলে বললেন, তো আমি যদি বলি যে আসলে, আ শুধু কি আসলে ফোনের এটা ঠিক করলেই হবেই? নাকি আরো কিছু যদি বল্লে বলেন যে আসলে, হ্যাঁ, যে আসলে কি করি, আসলে একটুস আসলে বলেন যে আসলে
<clears throat> উম জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ক্লান্ত ভাব থেকে যাচ্ছে। আরও অন্য কিছু। উব জি, জি, জি, অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে অ্যা কিছু জিনিস, আ ফলো করে চলতে হবে। সেটা হচ্ছে কি, আ আপনি অনেক সময় বললেন যে, আ ঘুম আবার আসে না, তখন ওই সময় একটু মোবাইলটা চালাই। আ সেক্ষেত্রে আপনাকে মনটাকে একটু স্থির রাখতে হবে। সেক্ষেত্রে যদি বাড়তিও কোন টেনশন আসে, সেখানে আপনার, আ শ্বাসপ্রশ্বাসের একটু ব্যায়ামটা করতে পারেন। আ সেক্ষেত্রে হবে কী? আপনি যখন একটু শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামটা করবেন, আ তখন আপনার, আ মাথার মস্তিষ্কটা একটু স্মুথ হয়ে যাবে। একটু ঘুম, ঘুম, ভাব অটোমেটিক্যালি চলে আসবে। আ আপনি এটা আ প্রয়োগ করতে পারেন। আ সর্বপ্রথম এটা এইভাবেই করবেন। আপনি ১-২ মিনিট, উম দেখাচ্ছে নাক দিয়ে শ্বাসটা আপনি ৫ সেকেন্ড শ্বাসটা ধীরে, ধীরে, নিবেন। নেওয়ার পরে, আ ৭ সেকেন্ড আপনি শ্বাসটা ধরে রাখবেন। তারপরে আপনি ৮ সেকেন্ড শ্বাসটা ধীরে, ধীরে, মুখ দিয়ে ছেড়ে দিবেন। আ এভাবে হু মু করলে আপনার আ মস্তিষ্কটা একবারে ফ্রেশ মনে ঠান্ডা ই হয়ে যাবে। আপনার, আ বাড়তি টেনশন কোন কিছুই আর ফিল করতে পারবেন না। তখন দেখাযাচ্ছে আপনার রিল্যাক্স একটা ঘুম, ঘুম, ভাব চলে আসবে। আ তারপরে ঘুমানোর আগে আবার লাইটটা অফ করে দিবেন। রুমটা একটু অন্ধকারাচ্ছন্ন রাখবেন। আর এবং কি রুমের যে <clears throat> পরিবেশটা, সেটা হচ্ছে, আ আপনি একটু আ সুন্দরভাবে আরাম জাতীয়, যেখানে দেখা যাচ্ছে, আ শুইলে একটু আপনি আরাম ফিল করতেছেন। ঐরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আর সেক্ষেত্রে আপনার ঘুমটা একটু হয়তোবা একটু ভাল হতে পারে।
উহু। উহ হু। উহু। আচ্ছা। উ হু। উহু। উহুম। হ্যাঁ, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। তো আসলে আসলে আপনি যে, আমাকে ব্যায়ামের কথা বললেন আসলে ঘুমানোর আগে তো, আসলে আমি এভাবে ভেবে দেখিনি। যে আসলে ঘুমের ব্যায়ামটাও আসলে আমার কাজেই আসতে পারে। যে আসলে এইযে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের কথা বললেন। তো আমি এভাবে কখনো ভেবে দেখিনি। কারণ মানে ঘুম না হওয়ার কারণে কাজগুলো জমে এ যাচ্ছিল। যার ফলে আসলে মানে এতটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে আসলে কি করবো? সেটাই কিন্তু আমার মানে কল্পনাও আসেনি। এবং আ আপনি বললেন যে আ রুমের পরিবেশটা হয়তো কিছুটা আমাকে পরিবর্তন করতে হবে। তো এটা আসলে আমি করে দেখব। তো মানে আসলে কথাটা হয়েছে যে এমন মানে আমার ঘুমের অভাব হওয়ার কারণে আসলে দিনের যে কাজগুলো জমে যাচ্ছে, তার ফলে যেমন মানসিক একটা চাপে পড়েছি। কাজগুলো তো জমে যাচ্ছে। তো এ নিয়ে আসলে মানে খুবই এ্যাঁ দুশ্চিন্তা হচ্ছিল আসলে। তো আস এতটাই দুশ্চিন্তা যাচ্ছিল যে আসলে মানে এটা যে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার ঘুমটা আগের নিয়মে, তো সেটা আমি আসলে কোনভাবেই কল্পনা করতে পারিনি বা, ভাবিই নি যে আসলে কোন জিনিসগুলো আসলে করতে হবে। তো আপনি বেশ কিছু আমাকে উপদেশ দিলেন যে আসলে পরামর্শ দিলেন যে আসলে এই জিনিসগুলো করা যেতে পারে। তো আসলে আপনি আসলে ঘুমের আসলে আমাকে বেশ কিছু পরামর্শ দিলেন। তো এবারে যদি আমি বলি যে আসলে এইযে আমি মানসিকভাবে আসলে দুশ্চিন্তায় ভুগছি এবং ভেঙে পড়েছি আ এবং এই যে কাজগুলো আসলে যে আমার আস শেষ করতে পারছি না। তো এগুলো আসলে যদি একটু পরামর্শ দিতেন যে আসলে কাজগুলো কিভাবে ঠিক করে আসলে মানসিক যে চাপটা আসলে সেটার কারণেও তো আসলে ঘুম আসছে না। আসলে আসলে আমার মানসিক চাপটা আসলে কিভাবে এ্যাঁ আসলে আমি সমাধান করবো বা, আ একটু যদি পরামর্শ দিতেন আসলে মানসিক চাপটা আসলে কমাতে কি, কি করতে হবে?
ওইভাবে ট্রাই করতে পারেন আপনি। জ্বী, জ্বী। জ্বী, অবশ্যই। উ অ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। দুশ্চিন্তা যাচ্ছেন। জ্বী, জ্বী। হচ্ছে না, ক্লান্তি। জ্বী। উ জ্বী, আসলে আ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা আপনি যেটা বললেন, সেক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে যে আপনার ঘুমের কারণেই আসলে উম <smacks lips> আপনার কাজের মধ্যে একটু ক্লান্তিকর ভাব দেখা যাচ্ছে আ কাজ করতে গেলে একটু আ লেট হয়ে যাচ্ছে। একটু আপনার মানসিক চাপের মধ্যে আছেন। অ্যা সেক্ষেত্রে আপনি যদি একটা আ নিয়ম রুটিনের মধ্যে থাকেন, দেখা যাচ্ছে অ্যা টাইম মতো ঘুমানো। আপনাকে যেভাবে ঘুমের থিওরিটা বললাম, আপনি যদি টাইম মতো ঘুমাতে পারেন, দেখা যাচ্ছে ঘুম থেকে সকালবেলা উঠে একটু আ ব্যায়াম করলেন একটু অথবা হাঁটাহাঁটি করলেন। আ তারপরে একটু অ্যা পুষ্টিকর একটু সকালবেলা একটু আ নাস্তা-পানি খাওয়া-দাওয়া। মানে আপনার খাওয়ার রুটিনটাও ওর মধ্যে রাখতে হবে। আ সে রুটিনটা আপনার আ এমন হওয়া দরকার যে সকালবেলা একটু আ পুষ্টিকর নাস্তা, এবং কি আ দুপুরবেলা একটু দেখা যাচ্ছে ভারী খাবার। আ তারপরে রাতে একটু আপনার হালকা ভারী খাবার। এভাবে যদি আ আপনি একটা নিয়মের মধ্যে যখন যাবেন, তখন দেখা যাচ্ছে আপনার আ কাজের এনার্জিটাও আপনি আ ভালোভাবে ফিল করতে পারবেন। আপনার কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে। আ আসলে যেকোনো কাজেই আপনার যখন ঘুমটা হবে না, তখন একটা আপনার মধ্যে একটা ক্লান্তিকর ভাব চলে আসবে। মেজাজটা একটু খিটখিটে হয়ে যাবে। কাজ করতে গেলে দেখা যাচ্ছে কাজে বেশিক্ষণ মন রাখতে পারবেন না। এরকম একটা পরিবেশের মধ্যে আরকি হয়ে যাবে। আ সেক্ষেত্রে আপনি আ যদি পা টাইম মতো, যদি একটু রুটিন মাফিক, যদি আপনি ৭-৮ ঘণ্টা যদি ঘুমাতে পারেন দেখা যাচ্ছে আ সেক্ষেত্রে আপনারা সবকিছুর অভ্যাসটা অ অটোমেটিক একটা পরিবর্তন চলে আসবে। আপনি যখন ভালো একটা কিছু ফিল করতে পারেন, আ কেমন মনে হচ্ছে এভাবে কি করা যায়?
উহু। উহু। হুম। উহু। হু, হু। উম উহু। উম বুঝতে পেরেছি। উহু। উম বুঝতে পেরেছি। না, আসলে বললামই তো যে, আমি এতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং ঘুম না হওয়ার কারণে আসলে এই চাপটা আসলে সৃষ্টি হয়েছিল। যে, এই যে কাজগুলো জমে যাচ্ছিল আমার। তো তখন আরকি মানে বিভিন্ন চিন্তায় আসলে দুশ্চিন্তার কারণে আসলে এসব যে করা যেতে পারে, সেটা আসলে আমি ক কখনো ভাবিনি। তো আপনি আসলে আমারকে আমার ঘুমের রুটিন টা ঠিক করতে, বেশ কিছুটা সাহায্য করলেন, বা পরামর্শ দিলেন। এবং আসলে দিনের বেলা আসলে কি, কি করা যেতে পারে? সেগুলোও বললেন এবং আ তো আমাকে এবং রুমের পরিবেশ। তাছাড়া এগুলো করলে কি আশা করছি, তো এই হয়ে যাবেই নাইট আউট এবং আরো কিছু কি করা যেতে পারে? এ যেমন, আ আসলে মানে আমি ঘুমের আসলে কখন ঘুমালে আসলে, আমার এই যে ঘুমের যে সকালে উঠে আসলে, যদি ঘুমানোর এ ঘুম-ঘুম ভাবটা আসলে থাকবে না? সেটা যদি বলতেন। আসলে কখন ঘুমানো যাওয়া উচিত? একটু সংক্ষেপে বলেন।
আচ্ছা, আচ্ছা। জি। জি, আসলে আ আপনার আ ঘুমানোর আ নিয়মটা হচ্ছে, একটা স্বাভাবিক মানুষের জন্যে ৭-৮ ঘণ্টা। আ সেক্ষেত্রে ৭ ঘন্টা ঘুমাইলেও সমস্যা নাই। যদি কাজের খুব চাপ থাকে। আ আপনি একটা টাইম আ ফিক্স করতে পারেন। আ যেমন ১০:০০ থেকে আ ভোর টাইম পর্যন্ত যদি একটা ফিক্স করতে পারেন। মানে আপনার আসলে ৭-৮ ঘন্টা রাতের মধ্যেই ঘুমটা রাখতে হবে। আ টাইম টা এভাবেই সিলেক্ট করতে হবে। যে, যাতে সকালবেলা উঠে আ ভোর, ভোর বেলা দেখা যাচ্ছে আপনি উঠে আ নামাজ পড়ে, দেখা যাচ্ছে একটু আ জগিং করতে গেলেন। আ সেরকম একটা টাইম নির্ধারণ করেই, মূলত আসলে আপনি ঘুমোতে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য মনে হয়, খুব হেল্পফুল হবে। আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন। হয়তোবা আশা করি আ ইনশাল্লাহ ভালো ফলাফল পেতে পারেন।
হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। আ হ্যাঁ, আসলে মানে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব? যে আসলে আপনি যে আমার চ ঘুমের রুটিনের অভাবের কারণে আসলে যে, সমস্যাগুলো হলো। আসলে সেগুলো সমাধানের বেশ কিছু পরামর্শ দিলেন। এবং আসলে ঘুমের রুটিনটা আসলে কিভাবে ঠিক করব? সেগুলোও বললেন। আমার এটলিস্ট ঘুমানো দরকার ৭-৮ ঘন্টা। এবং আ ঘুমানোর আগে আসলে বেশ কিছু ব্যায়ামের কথা বললেন, কাজের কথা বললেন। তো আসলে মানে এভাবে আমি ভেবে দেখিনি। তো এখন মনে হচ্ছে যে, আসলে আপনি এই কাজগুলো করলে, আসলে আমার ঘুমের রুটিনটা আবার হয়তো আগের মত হয়ে আ ফিরে আসবে। তো এত ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য, আপনাকে মানে অনেক ধন্যবাদ।
আচ্ছা, আচ্ছা। জি, আসলে আপনাকেও অনেক ধন্যবাদ। আ আপনি আ একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। ঠিক আছে ভালো থাকবেন। আ আপনার জন্য শুভকামনা রইলো।